আ আ অ আ আসলে যে বৃষ্টির কথা বলছেন, এটার সাথে আমার কাছে মনে হয় না যে, জলসংকটের যে বিষয়টি আছে সেটি কোনভাবে জড়িত। কারণ দেখেন বৃষ্টির বিষয়টা হচ্ছে আ আবহাওয়ার যে বিষয়টা আছে, সেটা হচ্ছে গাছের সাথে অনেকাংশে জড়িত এবং সেইক্ষেত্রে যে আ শালোক সংশ্লেষণ জী।
আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে মনে হয় জী। হ্যাঁন যেমন? হুম, হুম। জী। অ্যাঁ হ্যাঁ। আর সমুদ্রের সাথে না, আ এটা আসলে সমুদ্রের সাথেও জড়িত মনে হয় আমার কাছে যেমন
যে সমুদ্রের সাথে জড়িত কিন্তু সেক্ষেত্রে কিন্তু আ সমুদ্র থেকে যে পানিটা বাষ্প বাষ্প হয়, সে পানিটা কিন্তু সে আ সূর্য যদি বাস বাষ্পিত ক করে সেটা কিন্তু আসলে বাষ্পিত হওয়ার জন্য কোনভাবে বাধাগ্রস্ত হয় না। কারণ আমার জানামতে এখন পর্যন্ত বাধাগ্রস্ত হওয়ার মতো আসলে কোন কিছু হয়নি যে, হচ্ছে আ আসলে বাষ্পিত হবে না। যদি আপনার আ জানা থাকে তাহলে হচ্ছে আপনি আমাকে বলতে পারেন যা আসলে কোন কারণে যদি সমুদ্রের তীর
জী। আ হ্যাঁ। অ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আ বুঝতে পারছি। উ হুম। না আসলে আমি জানি না এই ব্যাপারটা। এইজন্য আসলে আপনাকে যে জিজ্ঞাসা করছিলাম।
আচ্ছা, আচ্ছা। না আমার আমার জানামতে হচ্ছে যেটা হয়, সেটা হচ্ছে আ বৃষ্টির জন্য অ্যাঁ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই বিষয় আছে সেটা হচ্ছে গাছ এবং আ তার পাশাপাশি যদি আমি বলি আ সবচেয়ে আরেকটা আর যে আপনি বলেছেন যে সমুদ্রের যে বিষয়টি আছে সেটি কি কোনভাবে জড়িত কিনা। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বা আমি যতটুকু জানি যে, সমুদ্রে যে বিষয়টা আছে সেটি কোনভাবে জড়িত না। কারণ আ সূর্য কেমিক্যাল থেকেও আসলে পানি বাষ্পিত করে নিয়ে যেতে পারে উপরে মেঘ সৃষ্টি করার জন্য। তো আসলে সমুদ্রে যতটুকুই আসলে থাকুক না কেন উবু আবর্জনা বা বর্জ্য থাকুক, সূর্যের যে যতটুকু পানি বাষ্পিত করে মেঘ সৃষ্টি করার হয় সেটা আসলে আল্টিমেটলি করতে পারছে। কিন্তু বৃষ্টির সাথে আমার মনে হয় না এটা কোনভাবে জড়িত। তবে জল সংকট জল সংকটের কথা যদি বলি এটা আমাদের স্বাস্থ্যের সাথে অনেকভাবে জড়িত। যেমন ধরেন আজকে যদি সমুদ্রে পানি দূষিত হয় এবং আমরা যদি কক্সবাজার যাই এবং সেই পানিতে আসলে গোসল করি এবং অ্যাঁ ডুবোডুবি করি; তো সেটা কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এবং অনেকাংশে কিন্তু আমাদের আ স্কিন এর যে ডিজি ডিজিস আছে সেটা হতে পারে। যেমন ধরেন এখন অনেক নদীতে নামলেও আসলে আমাদের যেই ঝাম জি বলেন, বলেন।
হ্যাঁ। হু, হু। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ। জী। জী। <smacks lips> হ্যাঁ। অ্যাঁ আচ্ছা। আ হ্যাঁ। হ্যাঁ। হুম। <smacks lips> আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হুম। উহুম। জী। হুম। বুঝতে পারছি যে আস জল সংক্রান্ত। যেমন আ বর্তমান সময়ে কিন্তু আসলে যদি আমরা সাধারণ একটা সমস্যার কথা বলি তাহলে কিন্তু আসে চুল পড়া। যে আ চুল পড়া এই যে আ শহরে আসলে কিন্তু আসলে চুল পড়ার একটা যে প্রবণতা তে বা সৃষ্টি এটা খুবই প্রকট হয়ে ওঠে বলে আমার কাছে মনে হয়। কারণ আমার নিজের আর কি ঝড়তেছে অনেক বেশি।
জী। জী, জী, জী। আসলেই, আসলেই। জী, জী, অবশ্যই। অবশ্যই, অবশ্যই, আপনার সব ঠিক বলেছেন। জী, জী, জী, আপনি আসলে ঠিক বলেছেন যে চুল পড়া যে বিষয়টি সেটা আসলে খুবই আ ইফেক্ট করছে এখানে। আ তবে আমার মনে হয় যে এখন থেকে আমাদের জল যে জল যে সংকট আছে সেটাকে মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। এবং সেই অনুযায়ী আসলে আমাদের সবকিছু করতে হবে। তবে আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু বুঝতে পেরেছি এবং নতুন ভাবে চিন্তা করার একটা দ্বার উন্মোচিত হয়েছে। আশা করি আপনি ভালো থাকবেন এবং আ আপনার পরিবারের মানুষকে নিয়ে আ ভালো থাকবেন এবং আশেপাশের মানুষকে ভালো রাখবেন। এবং অবশ্যই, অবশ্যই আগামী সময়ে কথা হবে। আ অনেক কিছু জানতে পারবো আপনার সাথে কথা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
তো হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। অ্যাঁ <chuckles> হ্যাঁ। জী। <chuckles> আচ্ছা। জী। জী। আচ্ছা। যাই হোক আ আপনার সাথে কথা বলে আসলে আমি আ সমুদ্রের এই ব্যাপারটা জানতে পারলাম। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক